<chuckles> হ্যাঁ, আসলে এ মানে এ এই জিনিসটা হয়ে গেছে আমার মনে হয় যে ডিসক্রিমিনেশনের যে ফ্লোটা, এইযে ফ্লো, এই কারণেই হচ্ছে আমার মনে হয় এই অবস্থা। বলতে গেলে আপনি দেখেন এখনো যদি আপনি আমাদের দেশের কথা চিন্তা করেন, আপনি যদি খুব ভালো একটা স্মার্ট ড্রেস পরে আপনি কোন দোকানে যান, আপনি যেরকম প্রায়োরিটি পাবেন, আমি যদি এখন লুঙ্গি পরে যাই আল্টিমেটলি কিন্তু আমার প্রায়োরিটি তেমন দিবে না। তাই না? তো এইযে একটা ডিসক্রিমিনেশন শুধু শপের ক্ষেত্রে না, ধনী, গরিব, বড়লোক যাই বলেন না কেন, উম মানে একটা ক্লাসিফিকেশন থেকে গেছে। সেই আল্টিমেটলি দাসের জীবনের মতোই আমার মনে হয়। আ হয়তোবা এখন মডার্ন দাস হিসেবে যেমন আমরা কাজ করছি, তাই না?
<chuckles> হু, হু। জি, জি। উ জি, জি। হ্যাঁ, একদম। দম। হুম, হুম। জি, জি। এ একদম। আপনি চিন্তা করে দেখেন ব্যাপারটা কিন্তু এরকমই। বসরা তাদের কাজ করতে চায় না দেখে অধীনস্থদের উপর কাজ ভাগ করে দেয়। তারা ঘুরছে ফিরছে, ভ্যাকেশন কাটাচ্ছে। আর আমাদেরকে কিন্তু ক কষ্ট করে সময় মতো অফিসে যেতে হচ্ছে। ডেডলাইন পূরণ করতে হচ্ছে। কাজ শেষ করতে হচ্ছে। <laughs>
হু, হু। রাইট। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। <chuckles> একদম। আপনি খুব সুন্দর কথা বলেছেন। আসলেই আমাদের যে এ এইযে একটা স্ট্রিক্ট সিস্টেম বসরা সে সেট করে দিচ্ছে। তার মানে আল্টিমেটলি কিন্তু আমরাই মডার্ন দাস হয়ে যাচ্ছি ওদের জন্য।
<inhales> হুম, হুম। তবে এখন কিন্তু এই বা মানে এই আধুনিক দাসপ্রথা যেটা, আমরা যদি বলি চাকরি-বাকরিকে, <sniffs> এটার একটা ভালো দিক কিন্তু দেখবেন এখানে কোন ডিসক্রিমিনেশন নাই।
হ্যাঁ, জি। হ্যাঁ। হ্যাঁ, এম এই কোনও বলা যাবে না। এখানে মোটামুটি মানের কোন ডিসক্রিমিনেশন নাই। <chuckles> হ্যাঁ, রাইট এবং আপনি দেখবেন এ যে আরেকটা বিরাট পার্থক্য, সেটা হচ্ছে এখানে আমরা kind of স্বাধীন বি ভাবে দাসপ্রথা কাজ করি। আমার ইচ্ছা না হলে আমি জব করবো না বা, আমি একটা মোটা অংকের টাকা পাই। এইযে সিস্টেমটা কিন্তু আসলে ছিল না এটা।
হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হু, হু। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। বা এইযে শরীর খারাপ আমি কাজ করছি না, আমি চাইলে ছুটি নিতে পারছি। এই জিনিসগুলা এই আগের সময় কিন্তু ওরা পায়নি।
রাইট। হ্যাঁ। একদম, একদম। এবং আমার মনে হয় যে আগে কিন্তু ওরা আপ মান্থলি কোন স্যালারি দিত না। ওরা একবারে কোন একটা দাসকে কিনে নিত। ওর ওর জীবন শেষ। ঠিক আছে? এমন ছিলাম।
হুম, হুম। একদম। আচ্ছা আমার আরেকটা কোয়েসশান আছে। যেটা আমি অনেক চিন্তা করি এটা নিয়ে যে, এইযে দাস প্রথা ছিল, বেশিরভাগ সময় তো আমরা দেখতাম যে ধনীরা গরিবদেরকে দাস হিসাবে কিনে নিত বা, হচ্ছে অ অনেক ধরনের racism হতো। দেখা যেত সাদারা কালোদেরকে দাস ইস হিসাবে মানে যাদের শক্তি বেশি ছিল তারাই দুর্বলদেরকে, ওভ
উ উম। অবশ্যই, অবশ্যই। জি। হু, হু। রাইট। উম। হ্যাঁ।